হ্যাঁ, হ্যাঁ খুবই। এবং সেই জিনিসটা আমাদেরকে এক ধরনের আকর্ষণ করে যে আমাদের হ্যাঁ, দেখতে ইচ্ছা হয়। আমরা দেখতেছি এই pattern গুলো কিভাবে নাড়াচাড়া করতেছি। equalizer তারপরে বিভিন্ন ইফেক্ট হচ্ছে। পানির ড্রপ থেক থেকে বিভিন্ন ধরনের ওয়েভস বেরোচ্ছে। এবং হ্যাঁ, খুব ভালো লাগে।
হুম। হুম। হুম। আপ আপনার আপনার মনে পড়ে যে যখন আ আগে Windows XP ছিল। সেখানে একটা মিডিয়া প্লেয়ার ছিল। হ্যাঁ, যে visualizer গুলা ছিল অ্যা সে মো অনেক সেই ধরনের ইফেক্ট। তবে এখানে শুধু base এর উপর নির্ভর না করে actual creativity -র উপর কতটা নির্ভর করে। অ্যাঁ অসাধারণ একটা জিনিস।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। media player -এ যে ইয়েগুলো নীল রঙের কিংবা বেগুনি রঙের। হ্যাঁ, হ্যাঁ খুবই চমৎকার। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আসলেই আ মানে এই জিনিসটা খুবই interactive বলে মনে হয়। যে আমি এই গানটা সারতেছি এবং আ সেই ভিজুয়াল গুলো গানের মিউজিক এর সাথে, সাথে রিঅ্যাকশন করতেছে।
হুম। রিঅ্যাকশন করতেছে। এবং শুধু যে মিউজিক এর সাথে রিঅ্যাকশন করতেছে তা না। মিউজিক এর কথার সাথেও কিন্তু রিঅ্যাক্ট করে। এটাও একেবারে pretty creative জিনিস একটা।
হ্যাঁ। হুম। হ্যাঁ, হ্যাঁ। খুবই ক্রিয়েটিভ। আম আরেকটা জিনিস আ হতে পারে এটা মিউজিক ভিডিওর জন্য না। কিন্তু আমার খুব ভাল লাগে, যে আম আমার মনে হয় এটা Steam -এ পাওয়া যায়। এটা হচ্ছে এক ধরনের সফটওয়্যার। আপনি যখন আপনার মাউসটা নাড়াবেন তখন আমরা আপনার ডেস্কটপের উপরে আ বিভিন্ন ধরনের ইফেক্ট হবে লা হ্যাঁ, হ্যাঁ কা কালার এর মতো পানি বের হবে or something এরকম। হ্যাঁ, খুবই ভাল লাগে এগুলা দিয়ে খেলতে এবং আ এক ধরনের ম meditative বলা যায়। হুম।
হুম। উহুম। হুম, অ্যা রি reactive wallpaper আরকি। হুম, হুম, হুম, হুম। হ্যাঁ মানে, হ্যাঁ, কিন্তু মানে কি এটা পিসি ওপেন করলাম, কাজে বসবো। কিছুক্ষন ওইটা দেখার পরে মনে হয় যে আরেকটু সময় ঠেলি এরার সময়টা চলে যায়।
therapeutic হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আপনি কি কখনো ছোটবেলায় ঐযে হাতে সাবান মিক্স করে একদম সূর্যের আলোতে আ বাবল বানিয়ে দেখেছিলেন? ভিতরের কালার গুলো দেখা যায়?
আমি হুম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ রেইনবো কালার টা দেখা যায় অসাধারণ লাগে।
অনে অনেকটা এরকমই একটা এক্সপেরিয়েন্স যে হ্যাঁ, রংগুলো দিয়ে কিভাবে খেলা যায় খুব ভাল লাগে।
ওয়েল পরবর্তীতে অবশ্য রিয়ালাইজ করছি ওটা ওটা যে সাবানের তেল থেকে আসে এটা। <chuckles> ইটস
হ্যাঁ, হ্যাঁ। আসলেই। আম আমি একটা জিনিসের কথা আমার মাথায় আসছে। ও হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে আমরা যদি আ রিসেন্ট মিউজিক ভিডিওর কথা বলি তাহলে Coke Studio এর কথা বলতে হবে। কারণ তারা যেরকম মিউজিক ভিডিওগুলো প্রোডিউস করে একদম অসাধারণ।
হুম। হুম, হুম। অবশ্যই। অসাধারণ মানে ওদের আ cinematography থেকে শুরু করে ভিজুয়ালস গুলা মানে কস্টিউম ডিজাইন, সিনেমাটোগ্রাফি, মিউজিক্যালস সবকিছু একেবারে টপ নচ।
হ্যাঁ।